হুম। আবার আ আপনি যেমন বললেন, বিভিন্ন খাবারের অ্যা রুচির কথা। কিন্তু আবার আমি একটা জিনিস খেয়াল করেছি। একই খাবার, ওইটা হয়তো একটা সময় ভালো লাগতো পরে যেয়ে ওইটা স্বাদ লাগে না। এরকম আমারও বহু হয়। আ যেমন আমার আ ছোটবেলায় এনার্জি বিস্কিটটা অনেক মজা লাগত। এখন একদম টাচ করত মন চায় না। <chuckles> মানে, মানে একই খাবার, স্বাদ কিন্তু প্রায় সেমই আছে। আমার মনে না স্বাদের খুব একটা পার্থক্য হয়েছে। তারপর আপনার
হুম। জি। হু, হু। আচ্ছা! হু, হু, হু। না, এদিক থেকে আমার মনে হয় কি জানেন? উম এইযে আপনি এনার্জি বিস্কুট এর কথা বললেন। তারপরে টিপ বিস্কুট ছিল। আ তারপর 'কার্ল' র্চিপস, 'মেরিডিয়ান' এগুলা কিন্তু আমি ছোটবেলায় প্রচন্ড খেতাম। কিন্তু এখন আমার কাছে উম যেন মনে হয় ছোটবেলার সেই স্বাদ, ছোট্টবেলার সেই স্মৃতি, কোনো কিছুই আসলে আর নেই। মানে মনে হয় কেমন যেন একটা হয়ে গেছে।
হুম। জি। জি, জি এখন আছে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। জি। হুম। নেই একদম। হুম। আবার ছোটবেলায় সিঙ্গাড়া আমার খুবই প্রিয় ছিল। মানে সারা পৃথিবী একদিকে সিঙ্গাড়া একদিকে। এখনো একেবারে খারাপ লাগে তা না। কিন্তু মানে ও ওই, ওই সময়ের যে ভালো লাগাটা ছিল, এত মজা লাগত, ওই ভালো লাগা লাগে না। এখনো ভালোই লাগে, মজা লাগে খাই। কিন্তু ওই ভালো লাগাটা নাই। আমার মনে হয় এট এটার সাথে রুচির পরিবর্তনের একটা বিষয় আছে। মানে আমাদের আ হয়তো বা ছোটবেলায় যেমন ওইযে মানে কিছু মিষ্টি ছিল, আ যেই মিষ্টিগুলা আ যেমন: রসমালাই। রসমালাই আমার ছোটবেলায় খুবই প্রিয় ছিল। এখন ভালো লাগে না। হয়তো একটা-দুইটা মুখে দিলাম, ভালো লাগে না। তো আমার মনে হয় কী মানে জি।
<chuckles> আচ্ছা। হু, হু। জি। হ্যাঁ। জি। হু, হু। আচ্ছা, আচ্ছা। এখন বেশি, বেশি মিষ্টি মনে হয় যে, এ তো অতিরিক্ত মিষ্টি। এটা আমি কীভাবে খেয়েছি? আ কীভাবে আমার এত পছন্দ ছিল! তখন তা মানে মনে পড়লে খুব হাসি পায়।
<chuckles> জি। একদম।

একদম। আপনার মানে আমার মনে হয় আমাদের সে আসলে মানে বয়সের সাথে, সাথে একটা taste bud এ একটা চেঞ্জ আসেই। ছোটবেলার ম মুখে একটা যেটা রুচি থাকে একটা, যৌবনকালে একরকম, মধ্যবয়সে একরকম, বুড়া বয়সে একরকম। আমার মনে হয় এটা হয়। উম কারো, কারো ক্ষেত্রে অবশ্য এটা নাও হতে পারে। তো আমার ক্ষেত্রে আরকি এই জিনিসটা আছে। এটা স্থির না, চেঞ্জ হতে থাকে আরকি। আম আর আপনার কি মনে হয় আ মানে নতুন কোন খাবার ট্রাই করার আ অ যে আগ্রহ ব মানে ভয় করা, এরকম মানে কোনো পার্থক্য আছে আপনার? মানে নতুন খাবার আব আ ট্রাই করতে গেলে ক খুব মানে curiosity থেকে ট্রাই করা এরকম হয় আপনার?
হুম, জি। হু, হু। জি। হুম। হুম জি। হ্যাঁ, হ্যাঁ, আমার কিন্তু নতুন খাবার আ মানে খুবই ভালো লাগে। অনেকে অবশ্য আমি শুনেছি যে নতুন খাবার আ খেয়ে দেখতে ভয় পায়। কিংবা অনেক সময় চায়ও না। যে, "না আমি নতুন কোনো খাবার কেনো ইয়ে করবো। আমি এইটাতেই ঠিক আছি।" তো <chuckles> সেইখান থেকে আমার মনে হয় এটা একদমই ঠিক না। কারণ আপনি আসলে যখন নতুন, নতুন খাবার ট্রাই করবেন, তখনই তো নতুন একটা স্বাদ, নতুন কিছু আসলে আ মানে পাবেন, নতুনত্ব পাবেন।
আমি। <chuckles> জি এইটা আমি। <chuckles> <giggles> আমার মতো জি এটা আমি। জি। <chuckles> জি সঠিক। হুম। একদম। একদম এটা ঠিক, এটা ঠিক। জি, জি। <chuckles>
তা আমি এই ধরনের খাবার ট্রাই করি এবং বলা যেতে পারে উদ্ভট খাবারও আমি আসলে ট্রাই করি। জেম তার মধ্যে যদি আমি বলি আমার বোন যখন আসলে ১ম বিদেশে যায় ও অক্টোপাস খেয়েছিল। খেয়ে আমাকে এত পরিমাণ <chuckles> এইযে আপনি যেমন করছেন, ঠিক তেমনই করেছিল। এবং ও বলেছিল যে ও ভুল করে খেয়েছিল। সেজন্য ওর আ ও বমি করেছিল এবং অস্বস্তি লাগছিল, সিক ছিল। তা আমার মনে হইলো যে অনেক মানুষ তো খায়। তাহলে উম ওর ভালো লাগেনি তাই বলে আমার লাগবে না, এমন তো কোনো কথা নেই। তা আমি যখন কক্সবাজারে যাই, সেখানে আমি অক্টোপাস এর যেই ফ্রাই সেটা আমি নেই এবং খাই। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। <chuckles>
আচ্ছা। হুম। ইউ! আচ্ছা। <giggles> ওকে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, কেমন লেগেছে? ও আচ্ছা। <giggles> তাহলে এ এরকম একরকম মানুষ আছে যে আপনি যেরকম বললেন, অনেকেই মানে নতুন খাবার ট্রাই করতে খুব পছন্দ করে। আমার পরিচিত একজন আছে। ও সব খাবার মানে নতুন দেখলেই সেটা ট্রাই করবে। ভালো লাগুক, খারাপ লাগুক। আমি এই জিনিসটা পারি না। আমি নতুন কো মানে যে এত দেশে বেড়াতে যাই, সেই দেশে যে আলাদা খাবার। যদি ওরকম হয় মাংস কোনো কাবাব, তখন আমি ট্রাই করব। বাট অন্য কোনো কিছু আমি ট্রাই করব না। <chuckles> যাই হোক আপনার সাথে এই কথা বলা আসলে অনেক মজা লাগলো। বিভিন্ন খাবারের কথাও আসলে মনে পড়ে গেল। শুটকি বাদে বাকি যে খাবারগুলোর কথা বললেন ওগুলো খুব খেতে ইচ্ছা করছে এখন। <giggles> আশা করছি ভবিষ্যৎ এ আবার কথা হবে। ভালো থাকবেন।
আ জি। উম জি। উম জি। যাক। <chuckles> আ জি। <chuckles> আচ্ছা, আচ্ছা। জি, জি। আশা করছি আপনার সাথে ভবিষ্যতে আরো অনেক, অনেক গল্প হবে। কারণ খাবার-দাবার খেতেও ভালো লাগে, গল্প করতেও ভালো লাগে, জি। তো ভালো থাকবেন। জি।
<chuckles> জি একদম জি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি আপনার দিনটা ভালো কাটুক আশা করছি।
জি, ধন্যবাদ আপনাকে।